হ্যাঁ, আমি হচ্ছে ২০২০ সালে সেন্টমার্টিনে গিয়েছিলাম আমাদের ব্যাচ ট্যুরে। তো সেই জায়গায় গিয়ে জি।
অহো, আচ্ছা, আচ্ছা। অ দুই হাজার বিশ সালে তো তখন আ COVID এর সময়, তাই না?
COVID এর একটু আগে, ক ক অ দুই হাজার বিশ সালে মনে হয় আপনার মার্চ এ শুরু হয়েছিল COVID। আমি একদম জানুয়ারির দিকে গিয়েছিলাম।
ও, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ও। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলুন। হম।
তো ওখানে ব্যাচের মধ্যে গেছিলাম। আসলে জায়গাটা এত সুন্দর, অ আমি এখনও মাঝে, মাঝে কল্পনা করি যে কবে যেতে পারব নেক্সট। অহ্।
হ্যাঁ। <chuckles> সেন্ট মার্টিন, বাহ!
জি, আপনার?
খুবই সুন্দর একটা জায়গা। আমি কখনো যাওয়া হয় নাই ওখানে, কিন্তু আমার খুব ইচ্ছা। আমার এখনও মনে আছে আমি যখন ১ম বার কক্সেসবাজার গেছিলাম খুব ছোট বয়সে, তখন সেই জার্নিটা খুবই, খুবই এই মেমোরাবল একটা জিনিস ছিল।
ওহ। আচ্ছা। হ্যাঁ, কক্সবাজার তো আসলে খুবই সুন্দর।
জি, দেখা গেছে যে হ্যাঁ, উম কিন্তু দেখা গেছে যে বড় হওয়ার পরও অনেকবার গেছি কিন্তু তার থেকে আমার ছোটবেলার মেমোরিগুলো আরও ভালো মতো মাথায় আছে। আমি কিন্তু গত বছরও গেছি। কিন্তু গত বছর গিয়ে, আ হ্যাঁ, গত বছর গেছি কিন্তু গত, গত বছর গিয়েও তেমন একটা ভালো মেমোরি তৈরি হয়নি। মানে, হ্যাঁ, মোটামুটিি ইনজয় করছি। কিন্তু মনে হয় যে ছোটবেলায় যেন জায়গাটা আরও সুন্দর ছিল। তাই না?
আচ্ছা। ওহো কক্সবাজার জি। হ্যাঁ। ও, আসলে ছোটবেলার এ যেই মেমোরিটা আমার মনে হয় যে ছোটবেলায় যেই মজার যেই জিনিসটা থাকে, মনের একটা যে আনন্দ থাকে সেটা মনে হয় আসলে সেইভাবে পাওয়া যায় না। আমিও হচ্ছে গত বছর কক্সবাজারে গিয়েছিলাম ফ্যামিলির সাথে। কক্সবাজারে প্রচুর যাওয়া হয় কিন্তু আসলে সেই ছোটবেলার মজাটা আসে না, যেটা আগে আসতো আরকি।
হুম, হম। হ্যাঁ, হ্যাঁ। রাইট। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। কারণ যা এক্সাইটমেন্ট ১ম বার সমুদ্র দেখবো, তাই না? এ আমার মনে আছে যে, আ জার্নিটা তো একটু লং হইছিল। আমরা এই যে গ্রীন লাইন বাসে করে গেছিলাম। তো তখন আ আমার এক্সাইটমেন্ট এ আমি ঘুমাইতে পারতেছিলাম না। কিন্তু আমার এত টায়ার্ড লাগতেছিল যে আমার চোখ বন্ধ করে রাখসি। কারণ চোখ ভারী হয়ে আসছিল। কিন্তু আমার ব্রেইন একদম পুরোপুরি জাগনা। আমি জেগে, জেগে এন্টিসিপেট করছি কখন সমুদ্র আসবো। মনে হয় গাড়ির জানলা দিয়েই দেখা যাবে। <chuckles>
হ্যাঁ। ওহ। আচ্ছা, আচ্ছা। <chuckles> ও। ও, হ্যাঁ। ও, হ্যাঁ, অনেক বড় জার্নি তো। কক্সবাজারে আর আ মনে হয় ১২ ঘণ্টা, ১২ না এত বেশিও না হয়তো। ১০-১১ ঘণ্টা তো লাগেই।
হ্যাঁ। বাস যেহেতু একটু আস্তে যায়, হ্যাঁ, একটু সময় লাগে। কিন্তু গাড়ি দিয়ে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া যায়।

আহ! Thailand খুবই সুন্দর। আহ! Thailand সুন্দর বলতে যে একটু অন্যরকম culture, but গিয়ে ভালো লাগছে। Shopping করে আরকি ভালো লাগছে অনেক কম price সবকিছুর।
হুম। আমার খুব ইচ্ছা ওখানে যাওয়ার। আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা। ওখানে কয়েকজন friend থাকে এবং <tsk> আমার আসলে ইচ্ছা যে হ্যাঁ, আমি কোথাও আপাতত কোথাও settle হতে চাই না। আমি যে যেহেতু remote কাজ করি, আমি চাই যে একটু এ দেশ-বিদেশ ঘুরে বেড়াতে। এখানে কয়েক মাস থাকলাম, ওখানে কয়েক মাস থাকলাম। আমার একটা এশিয়াতে এরকম tour দেওয়ার ইচ্ছা।
আচ্ছা। হুম, হুম, হুম। ওহো! ফাম আর ওখু?
যে হ্যাঁ, কয়েকটা দেশ একদম ভালোমতো ঘুরবো, কয়েক মাস থাকবো, ওখানে job টব করবো। এরকম কিন্তু অনেকেই করে। তাদেরকে digital nomad বলে, তাই না?
না এটা আসলে ভালো। হ্যাঁ, আসলে এরকম একটা হ্যাঁ, opportunity পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আরকি। এরকম opportunity পাওয়া এটা আসলে আমারও খুব ইচ্ছা অনেক দেশে যাওয়ার, culture গুলো বোঝার।
যে specially যে হ্যাঁ, বলুন। হ্যাঁ। হুম। ওই যে একজন আ travel blogger আছে না, Nadir on the go?
নাদির অন দ্যা গো! ওহ! খুবই ওনার vlog গুলো খুবই ভালো লাগে।
হ্যাঁ, ওর content আমার খুব ভালো লাগে। খুবই সুন্দর এবং সে কিন্তু আগে এরকমই, সে remote job করতো এবং সেটা দিয়েই সে তার পুরো পৃথিবী tour দেওয়া funding করতো।
আহ হ্যাঁ, আর ওনার tour গুলা আসলে খুবই insightful plus ক্ষেত না আরকি basically যেটাকে বলে। কারণ অনেকের দেখা যাচ্ছে যে travel এর vlog দেয়, কেমন অদ্ভুতভাবে কথাবার্তা বলে বা বাজেভাবে জিনিসগুলো দেখায়। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। <giggles> হ্যাঁ। Right এটা একটু fake লাগে। এ জিনিসটা একটু manufactured লাগে। কিন্তু সেখানে সে খুব genuine এবং genuine content creator দের অনেক অভাব আমার মনে হয়। Especially এইযে travelling এ।
আসলেই, আমারও সেটা মনে হয়।